আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, না এখন তো সবকিছু ঠিকঠাক। এখন যেহেতু অনেক বড় হয়ে গিয়েছি। এখন তো আসলে আ এগুলা নিয়ে আ খুব বেশি একটা কথা হয় না। তবে আ যখন হয়েছে তখন তো অবশ্যই বলেছে, যে আসলে ওই যে একটা মানসিক আ চাপের ভিতরে ছিলাম, কারণ দেখুন আ ভালো খারাপ করি, খারাপ করি, academic একটা বিষয় আ যেটা আসলে একটা মানুষ খারাপ করতেই পারে। খুব অস্বাভাবিক কিছু আমি মনে করি না। তো সেক্ষেত্রে এই টাইমটাতে না পরিবারের পাশে থাকা উচিত। আ সন্তানকে সান্ত্বনা দেওয়া উচিত। এ এরকম না বলে যে তুমি কি করেছো?
আচ্ছা। উম উম হুম। জি। এটা তো কোনো খারাপ কিছু নেই, তাই তো? হুম। জি। এবং বোঝানো উচিত যে আসলে চেষ্টা কর চেষ্টা করে দেখো হলে হবে, না হলে তো আসলে বাকিটা বোঝার। এমন না যে আসলে না পারলে বাচ্চারা আত্মহত্যা করে ফেলছে। অনেক বাচ্চা আছে কিন্তু যে মন মতো আ মানে ইয়া না পেয়ে হুম তখন কিন্তু তারা আসলে এরকম করছে। তো এই এটা জানতে চাচ্ছিলাম যে পরিবারের প্রত্যাশার সামনে আসলে আম কিভাবে করে আসলে রেখেছেন? আসলে ভবিষ্যতের যে career এর ক্ষেত্রে সেটা জানতে চাচ্ছিলাম।
জি। হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই। জি। এহ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। আ অবশ্যই এটা নিয়ে আ যদি আমি বলি, আ এর আগে একটু বলতে চাই, যে আপনি যেরকমটা বলছিলেন যে অনেকে কিন্তু ভুল ডিসিশন ও নিয়ে ফেলে পছন্দের ভার্সিটি বা কলেজ নাও পেলে। তবে আমার ক্ষেত্রে আ ওই আ ক্লাস 10 এর পর থেকে এত বেশি একটা মানে চাপ ছিল না। আমার পরিবার যখন আ দেখেছিল যে ইন্টারে আমি আমার আ পছন্দের সাবজেক্ট নিয়ে আ ভালো করছি। তো তখন কিন্তু তারা বুঝতে পেরেছে যে না ও যেটা পড়ছে এটা যদি ও পড়তে থাকে তাহলে হয়তো ভালো কিছু করতে পারবে। তো সেক্ষেত্রে অ অ ভার্সিটি সিলেকশন এর ক্ষেত্রেও আমাকে চেয়ে আ মানে আ প্রা প্রাইভেট পড়তে হবে বা পাবলিক এই পড়তে হবে এরকম কোন চাপ ছিল না। সম্পূর্ণটা আমার উপরেই ছিল। তো এক্ষেত্রে আ মানে এখন যখন আমি আ জীবনের আ এতটুকু পর্যায়ে পার করে ফেলেছি, এখন যখন আমি দেখি যে না আমার ডিসিশন গুলি ভালো ছিল, আ আ বে এবং আমার আ ফ্যামিলি যে প্রত্যাশা ছিলো সেটাও মোটামুটি এখন fulfill হচ্ছে। তো সব মিলে কিন্তু অ ভালোই যাচ্ছে এবং আমি আরেকটা কথা বলতে চাই, যে যারা অ্যা এই ধরনের চাপ অনুভব করে ভুল ডিসিশন নেয়, তাদের কিন্তু ভালো কোনো একটা মানুষের সাথে অবশ্যই পরামর্শ করা উচিত যারা তাদেরকে ভালো পরামর্শ দিতে পারবে।
ভুল ডিসিশন নিচ্ছে। জি। হু। জি। হুম। উম আমার কিছু না, জি। উম বাহ! হুম। fulfill করেছেন। আচ্ছা। হুম। হুম।

আ আ পরিবারের প্রত্যাশা তো আসলে পড়াশোনার ব্যাপারে আ অনেক বেশি ছিল এবং এটা শুধু আমার ক্ষেত্রে না সকলের ব্যাপারেই থাকে। আ তবে আমার কথায় যদি আমি বলি যে, আ পরিবার তো সবসময় চাইতো যেন ভালো রেজাল্ট করি আ যেন তারা আসলে পরিবারের আ অন্যান্য যে সদস্যরা রয়েছে, আত্মীয়স্বজন তাদের কাছে ভালো মুখ করে বলতে পারে। আ তবে আমি সত্যি বলতে আ খুব যে একদম আ খুব ভালো স্টুডেন্ট ছিলাম এরকমটা নয়, তবে আবার একদম যে খুব খারাপ স্টুডেন্ট ছিলাম এরকমটাও নয়। জী, জী, জী একদম মাঝামাঝি স্টুডেন্ট ছিলাম, ক্লাসে সবসময় কিন্তু ঐভাবে প্রত্যাশাটা রাখতে পারতাম না।
হুম। জী। হুম। জী। হুম। একদম। হুম। <chuckles> মানে মাঝামাঝি আরকি। তাই তো? <chuckles> আচ্ছা। হুম আচ্ছা বেশ চমৎকার। তো এক্ষেত্রে আপনার কাছে উম কি মনে হয় যে আপনার পড়াশোনা আসলে আম মানে যে প্রত্যাশাটা করত আপনার বাসায়, হ্যাঁ? বা আপনার পরিবার। তো সেক্ষেত্রে ভালো গ্রেড হ্যাঁ? বা নাকি আসলে বাসা থেকে চাইতো যে না ভালো একটা ক্যারিয়ার হোক এটাই তারা আসলে চায়? এমন হতে হবে না আসলে নির্দিষ্ট কোন সাবজেক্ট পড়তে হবে বা নির্দিষ্ট কোন পেশায় যেতে হবে। মানে এরকম কি ছিল নাকি আসলে কেমন প্রত্যাশাটা কেমন ছিল? সেটা জানতে চাচ্ছিলাম।
এই। আচ্ছা। হ্যাঁ। আ হ্যাঁ, ১ম আমি যদি একদম ছোটবেলা থেকে শুরু করি যেরকম আ আমরা যখন ক্লাস 5 এ পড়তাম তখন তো সমাপনী পরীক্ষা ছিল। তো তখন আ সেইখানে চেয়েছিল যেন এ প্লাস পাই তারপর ক্লাস 8 আ 8 এও চেয়েছিল যেন এ প্লাস পাই। আ তো আ তো হ্যাঁ ক্লাস আ 5 এও এসেছিল, 8 এও এসেছিল। তো আ সেখানে তো তাদের প্রত্যাশা রেখে আ রাখতে পেরেছিলাম। তবে আ যে বিষয়টা হয়েছিল যে, তারা চাচ্ছিল যে সাইন্স নিয়ে পড়ি, সায়েন্স নিয়ে পড়ি। তবে আমার খুব বেশি একটা আগ্রহ ছিল না। তবে ওই যে পরিবারের প্রত্যাশা পড়তেই হবে আ আর তো কিছু করারও নেই এবং আমি আরেকটা জিনিস যেটা যে আমি চাচ্ছিলাম যে আমার আ যে বন্ধুরা রয়েছে তারা যেই কলেজ এ ভর্তি হয়েছিল আমি যেন সেই কলেজটায় ভর্তি হই। কিন্তু পরিবার চাচ্ছিল যে না ওই কলেজটা থেকে তো আমু আমরা বলছি যে তুমি আ যে আমরা যেটা বলছি ঐটা ভালো হবে। তুমি এইটায় ভর্তি হও। তো হ্যাঁ, এইভাবে কিন্তু আসলে কিছু সমস্যা হয়েছিল পরিবারের সাথে।
হুম। জী। হুম। হুম। জী। হুম। জী। হুম। আচ্ছা। ছিল না। আচ্ছা। উ হুম। হুম। আর একটা হুম।